হ্যাঁ, একটা কথা শুনতাম আমার দাদীর কাছ থেকে যে, আ সকাল বেলা একটু রাজার মত খাও, <chuckles> দুপুরবেলা রোজার মত খাও আর রাতের বেলা একদম কম যতটা কম পাওয়া যায় ততটুকু খাও। তো এই জিনিসটা এরকম।
হ্যাঁ, এটা তো খুব ভালো বলতেন উনি। <chuckles> এ এ এরকম খেলে কি শারীরিক সুস্থতা থা থেকে থাকে নাকি?
সুস্থতা থাকে কারণ আমরা সকালবেলা যখন বেশি করে খাচ্ছি বা খুব ভালো পরিমাণের একটা বা ভালো খাবার খাচ্ছি তখন দেখা যায় যে সারাদিনটা অনেক এনার্জিটিক থাকে। হ্যাঁ, সারাদিনের ব্যাপারটা। আর দুপুরবেলার খাবারটাও দেখা যায় যে একটু যদি সকালের খাবারের থেকে একটু কম হয় কারণ দেখা যায় দুপুরবেলার পরও বিষয়টা এরকম থাকে অনেকে ঘুমাতে যায়। অনেকেরই হয় হ্যাঁ, তো সেই ক্ষেত্রে খাওয়ার পরে সাথে, সাথে ঘুমাতে গেলে না আসলে শরীরের উপর বা অনেক সময় দেখা যায় যে পেট-টেট ফুলে থাকছে, হ্যাঁ, খারাপ effect পরে। আর রাতের বেলা তো অবশ্যই কম খাওয়া উচিত। কারণ আমরা রাতের বেলা কম পরিশ্রম করি যেহেতু, সেহেতু রাতের বেলা কম খাওয়াটাই হজম।
জি। আচ্ছা। হু। হুম, হুম। একটা খারাপ effect প পড়ে আরকি। এ তো এ এভাবে রাখা উচিত। চমৎকার বললেন, আসলে এবং এভাবে করা উচিত এ এবং একটা জিনিস খুব প্রশংসনীয় য বললেন, যে আপনার বাসার রীতিনীতিটা যে আপনার বাবা যেভাবে অভ্যাস গড়ে তুলেছেন, এরজন্য খুব চমৎকারভাবে আপনারা এখনো সেটা সেই অভ্যাসটা নিয়েই আছেন এবং ঘুমের ক্ষেত্রে কোন ব্যাঘাত ঘটছে না এবং সকালে খুব সু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছেন। আবার নতুন প্রজন্মের জন্য অনেক কিছু বললেন, আরকি। যে বাবা-মাকে সতর্ক হতে বললেন, যে ফোনটা আর একটু কম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ারও কথা বললেন, এবং দা আ দা দা আপনার দাদীর কথা বললেন, যে রাজার মতো খাওয়ার। সকালে এবং রাতে একটু ক কম খাওয়ার এটা চমৎকার ছিল, মজার ছিল। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।
জি। হ্যাঁ, হ্যাঁ। ট্যুরে গিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। জি একদম। <giggles> একদম, একদম। জি। আ ধন্যবাদ। আসলে আমারও এই জিনিসগুলো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। ঘুমের মানটাকে আসলে ভালো রাখা খুবই দরকার। এটা আমি আমার জীবনের আ বলা যায় না যে একদম নিজের জীবন থেকে পেয়েছি। বিষয়টা এরকম। এই জিনিসগুলো শেয়ার করতে পেরে ভালো লাগলো। আ আপনাকেও অনেক ধন্যবাদ।
হুম।